হ্যালো, শুভ বিকেল।
হ্যালো। শুভ বিকেল কেমন আছেন?
জ্বি, ভালো আছি। আপনি ভালো আছেন না?
জ্বি আমিও ভালো আছি। আপনার জীবন কেমন কাটছে, দিন কেমন কাটছে?
হুম। জি, জি, জি। আমার দিনটা বেশ ভালো যাচ্ছে। আশা করি বাদবাকি সময়টুকু ভালো যাবে। হুম।
বাহ! ইনশাআল্লাহ। জ্বী। আশা রাখছি আপনার বাকি সময়টাও ভালো হোক। আ যেহেতু হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার বলা হয়। তাই না? একটা সুন্দর দিন কাটানো যাবে। জি।
<clears throat> জ্বি, জ্বি, জ্বি। একদমই একদমই ঠিক বলছেন। আরেকটু ঘুমঘুম লাগছে আমার। সত্যি কথা বলতে কি মনে হচ্ছে যে বেশ কয়েক ঘন্টা মানে আমি যদি একটু ঘুমাতে পারতাম ভালো হতো। কিন্তু সমস্যা জানেন না আমি যদি এখন ঘুমিয়ে পড়ি না আর উঠতে পারব না। কয় ঘন্টা যে ঘুমিয়ে পড়বো কি জানি। হুম।
আচ্ছা। হু, হু। না। হুম। আচ্ছা। <chuckles> আচ্ছা। জ্বী, এক কাজ করতে পারেন। পরিবারের সকলকে নিয়ে নাস্তা বানাতে পারেন। চা খেয়ে একটু চা খেতে বসতে পারেন। একটু পরোটা বানালেন। তখন দেখবেন হয়তো ঘুমটা কেটে যাবে। তাই না?
হুম। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছেন। আমার এই ঘুমটা কাটানোর জন্য কিন্তু একটু কফি বানালে, কফি খেলে কিন্তু ঘুমটা কেটেই যেত মনে হয়।
হুম, জ্বি। বাহ! <scoffs> জ্বি, একটু আড্ডা যদি দেয়া যেত কারো সাথে তাই না?
হুম। একদমই। দেখা যাক আপনার সাথে আড্ডা দিয়ে যদি আমার ঘুমটা একটু দূর হয়।
<scoffs> জ্বি, জ্বি অবশ্যই। আপনার যদি কাজ থেকে থাকে এবং আমি অবশ্যই চেষ্টা করব আপনার ঘুম কাটাতে। তা না হলে এখন ঘুমালে আসলে আমিও উঠতে পারি না। যার কারণে আমিও কিন্তু ঘুমালাম না।
হুম। হুম।